না, আসলে আমারও মনে হচ্ছে। তবে আপনি শেষে যেইটা বললেন আরকি, আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে আ লাভটাও হবে আবার আমার বৃদ্ধিটাও কিন্তু থাকতেছে। কেননা তারা যদি আমার থেকে নিয়ে যায় কারখানা হিসেবে এটা তো আমার খারাপ কিছু না। নিয়ে যাক তারা বিক্রি করুক। আমারটাও থাক। আমার নামটাও থাক সবকিছু মিলিয়ে। তবে আমি ১ম তাদেরকে এটা বলবো যে আমার এ আমি সব ক সকল দোকানও দিতে চাই, আপনাদেরকেও দিতে চাই। দরকার হলে আপনাদেরকে আমি যেহেতু আপনারা অনেক আ বেশি করে নিবেন, একটু দামে সাশ্রয় করে দিলাম, তাদেরকে সেটা সেক্ষেত্রেও এটা মানে তাদেরকে এই প্রস্তাবটা আমি রাখা রাখবো আরকি যেহেতু তারা আমাকে বলেছে যে, আপনার মতামতটা আমাদেরকে জানাইয়েন আ মানে আমাদের শহরে একটা স্বপ্নের আউটলেট আছে, সেটাতেই গিয়ে জানাতে বলেছিল আরকি। তো দেখি আমি কালকে সেখানে গিয়ে তাদের সাথে এই ব্যাপারগুলোর কথা বলবো। তবে যদি আপনার ওই ২য় বিষয়টা যদি তারা মেনে নেয়, আমার এখন মনে হচ্ছে যে, মানে আসলে তারা যদি এটা বলে যে, না ঠিক আছে আপনি তাহলে আমাদের আচারগুলো বানিয়ে দেন। আপনার স্বপ্নের নামেই বিক্রি করব। তবে আপনার বানানো যে ডিলারশিপের যে বিষয়টা। এটা হলে আমার কাছে মনে হচ্ছে যে, আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এবং আমি আশাও করি যেন এটা হয়ে যায়। তবে আপনাকে না অনেক ধন্যবাদ। আসলে আমি মানে এই স্টার্টআপের বিষয়টা নিয়ে এতটা বেশি চিন্তিত হয়ে গিয়েছিলাম। বুঝতেই তো পারতেছেন নিজের একটা স্বপ্ন, একটা তৈরি করব, একটা বড় কিছু হব। হ্যাঁ? আমি আরো অনেক প্রোডাক্ট আমি বানানোর আমার ইচ্ছা আছে। আমার এই কাজটাকে আরো বড় করার ইচ্ছা আমার রয়েছে আরকি।
হুম, উ বাড়বে। হ্যাঁ। না। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। হু। হু। হু, হু, হু। জি, জি। জি আ আপনি, হ্যাঁ। জি। জি, বুঝতে পারছি আপনার বিষয়টা। হ্যাঁ, আপনি আপনি আরেকটা জিনিস করতে পারেন। আ আ সেক্ষেত্রে তাদের কিছু উদাহরণ দিবেন যে, আসলে আমরা আমাদের প্ল্যানিং গুলো এইভাবে আসলে আপনারা তো এইভাবে চাইলে হবে না। আমাদের প্ল্যানিং গুলো যেমন দেখেন, আপনারা যেমন বড়, বড় কোম্পানির কিছু আ নাম বলবেন, আ আপনি বসুন্ধরাও বলতে পারেন। দেখা যাচ্ছে প্রাণ কোম্পানিও বলতে পারেন। এরকম কিছু কোম্পানির নাম বলবেন। যে ওরা আসলে যে থিওরিতে বানায়, যে থিওরিতে বিক্রি করে, আমরাও চাচ্ছি যে আমাদের এই আ কোম্পানির নাম দিয়ে আমরা এইভাবে আমাদের কোম্পানিকে অনেক উপরে নিয়ে যাবো। দেখা যাচ্ছে অনেক ডেভেলপ করব। এইভাবে তাদেরকে সুন্দরভাবে একটা পরিবেশন দিয়ে একটু বুঝাতে পারেন। তাহলে হবে কি তারাও বুঝবে যে, না আসলে এটা চিন্তা ভাবনা অন্যরকম। তাহলে মানে আমি যদি ডিলারশিপ নি আমাকে তাইলে এইভাবেই মাল নিতে হবে। অন্যান্য কোম্পানি যেভাবে মাল বিক্রি করে। হয়তোবা আপনি এভাবে বুঝালে তারা হয়তোবা একটু আপনার কথায় উপকৃত হবে।
আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি।